কথা বলে সময় কাটালে সময় কখন চইলে যায়, এটা আসলে বুঝাই যায় না।
একদমই ঠিক। আমার বন্ধুদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, ঠিক আছে? তাহারা যেহেতু নতুন, নতুন জায়গায় থাকে, সেখানকার কথাও বলে যে, এখানকার খাবার দাবার এরকম, এরকম, এরকম। অনেক কিছুই বলে, সেটাও আমরা শেয়ার করি ফ্রেন্ডদের সাথে, উমম।
হ্যাঁ। হ্যাঁ, ধরুন আমি আজকে কোথাও ঘুরতে গেলাম, এখন ওইটা আমি কার সাথে শেয়ার করব? ওটা আমি ...ওর বা অবশ্যই আমার বান্ধবী, বন্ধু এদের সাথেই শেয়ার করবো যে, এরকম এরকম হইসিল বা এরকম একটা ঘটনা হইসে। যেকোনো কিছু আসলে ওদের সাথে শেয়ার করার মজাই আলাদা।
হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে, হুম। হ্যাঁ, একদম ঠিক। তো, খুব ভালো লাগে। আসলে কী, মনে হয়, কী মনে হয়? যে আমরা যখন বন্ধুদের সাথে আড্ডা দিই বা একা সময় কাটাই, কোনটা আপনার সৃজনশীলতাকে বেশি উজ্জীবিত করে? কোনটা?